না ধরুন, এটা তো আসলে হতেই পারে। হ্যাঁ? অনেকে ধরুন, যে উম জব করতে, করতে অনেক সময় বেশ খানিকটা এক্সপেরিয়েন্সড হয়ে যান। ধরুন, এই যে আমি আমার কথাও যদি বলি। আমি কিন্তু যখন ক্যারিয়ার শুরু করেছি, তখন আমার চিন্তাভাবনা ছিল যে ১০-১৫ বছর হয়তোবা জব করব। তারপরে হয়তোবা একজন entrepreneur হিসেবে বা উদ্যোক্তা হিসেবে আসলে যেকোনো একটা ব্যবসা-ট্যাবসা কিছু একটা শুরু করব। তো অনেকে আবার ধরেন সেই সাহসটা হয়তোবা করে উঠতে পারেন না। বাট অনেকে কিন্তু সেই সাহসটা আবার করতে পারেন। হ্যাঁ? মানে আমরা আসলে
হুম। জি, জি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা সেই সাহসটা যে, পারে না ব্যাপারটা বললেন। এ সাহসটা আসলে কেন করে উঠতে পারে না? এটা কি অর্থনৈতিক আ একটা আ সুরক্ষার কথা চিন্তা করে? নাকি পারিবারিক বা সামাজিক আ ভাবে আ ভাবে কিভাবে সে হেয় প্রতিপন্ন হবে কিনা বা কেউ তাকে এই ব্যাপারটাতে সমর্থন জানাবে কিনা? এই বিষয়গুলো নিয়ে সে ভাবতে থাকে।
হ্যাঁ, হ্যাঁ। না, কে আর্থিক বিষয়টা তো অবশ্যই একটা important factor হিসেবে কাজ করে। হ্যাঁ? ক্যারিয়ার পরিবর্তন মানে কিন্তু ধরুন, ঐযে সবাইকেই আসলে একটা সংক্রমণ কাল বা আমরা ওই যে, transition period যেটাকে বলি। হ্যাঁ? সেখানে কিন্তু আয় আপনার অনেকটা অনিশ্চিত হয়ে যেতেই পারে। তাই কিন্তু সেক্ষেত্রে মানে আর্থিক পরিকল্পনা করাটা খুবই জরুরি। অন্তত ধরুন, ব্যবসা শুরু করার ক্ষেত্রে তো বেশ খানিকটা সময় লাগতে পারে বা অন্তত মিনিমাম ৬ থেকে ১২ মাসের একটা জীবিকা ব্যয়ের সমপরিমাণ সঞ্চয়টা থাকা কিন্তু সেক্ষেত্রে খুব ভালো। হ্যাঁ? কারণ পরিবারের দায় দায়িত্ব, ঋণ থাকলে বা আগে হিসাব করে নেওয়ার একটা ব্যাপার থাকে। যে, সই সেই সময়টাতে আসলে আপনি বিষয়গুলোকে কিভাবে সামলাবেন। অ্যা তো সেক্ষেত্রে
আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি বলতে চাচ্ছেন, যে, ক্যারিয়ার যদি কেউ পরিবর্তন করতেই চায়। তো সেক্ষেত্রে আগে তার এ ওই মানে একটা ক অ হিসাব নিকাশ করে নেওয়া উচিত হ্যাঁ, হ্যাঁ, আর্থিক প্রস্তুতিটা কতটুকু হিসাব নিকাশটা করে তারপরেই তাকে
আর্থিক প্রস্তুতিটা আসলে কতটুকু অবশ্যই, আর্থিক প্রস্তুতিটা নিয়ে নেওয়া উচিত হ্যাঁ। এক্ষেত্রে ধরুন, যেটা হবে যে, কিছুটা ঝুমিক ঝুঁকি কমবে। হয়তোবা মানসিক চাপও অনেকটা নিয়ন্ত্রিত থাকবে। otherwise এই প্রবলেম গুলো হতে পারে।
যেটাকে বলা হয় যেই calculated risk মানে একটু হিসাব নিকাশ করে ঝুঁকির দিকে এগিয়ে যাওয়া। তো এটা তো গেলো একটা দিক। যে, অ্যাব বব এই হিসাব নিকাশ করে ঝুঁকির দিকে এগিয়ে যাওয়া আ বা উম যদি কেউ ব্যবসা করতে চায়। সেক্ষেত্রে হয়তো এই জিনিসটা আরো বেশি প্রযোজ্য, অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো আবার অনেকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে, হয়তো একটা চাকরি করছে। উম এখন সে চিন্তা করছে আমি আর চাকরি বাকরি করব না। আমি এখন আম আ আমার ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিংটাকেই আমি আমার কেরিয়ার হিসেবে বেছে নিতে চাচ্ছি। তো এই যে, এই ধরনের চিন্তাভাবনা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। তো এই জিনিসটাকে আসলে কিভাবে, কিভাবে দেখবেন? বা কিভাবে পর্যালোচনা করবেন?
হু, হুম। একদমই তাই। হু, হুম। উহু। উহু। উহু। উহু। হুম।

দেখুন এটা হতেই পারে হ্যাঁ? আপনি নতুন ক্ষেত্র যাচাই করার জন্য মানে আপনি যেতেই পারেন। নতুন ক্ষেত্র কোন কিছু নতুন কোন কিছু করা, শুরু করা ব্যবসা বলেন, বা নতুন কোন চাকরিতে জয়েন করা বলেন বা আপনি ফ্রিল্যান্সিং বা প্রজেক্ট, বা যেগুলো আপনি করতে চাচ্ছেন। তো আপনি যদি শেষ পর্যন্ত আসলে কা আ মানে আপনাকে আসলে একটু এই ক্ষেত্রে একটু প্রিপারেশন নিয়ে নেওয়াটা হয়তোবা ভালো। হ্যাঁ? মানে ধরুন আপনি নেটওয়ার্কিং করে আপনি কিন্তু অন ওই ক্ষেত্রের যারা পেশাজীবী আছেন, আপনি যে লাইনটাতে কাজ করতে চাচ্ছেন, ধরুন ফ্রিল্যান্সিং এর কথাই যদি আপনি ধরুন। হ্যাঁ? তো ফ্রিল্যান্সিং তো বাংলাদেশে এখন অনেকেই করছে। তো সেখানে যদি আপনার কোন নেটওয়ার্কিং একটু গড়ে তুলতে পারেন, একটা মেন্টর খুঁজে নিতে পারেন যিনি ওই খাতে হয়তোবা কাজ করেন। হ্যাঁ? তারপরে ধরুন চ দরকার হলে আব আপনি হয়তোবা কিছু কোর্স বা সার্টিফিকেশন করে নিতে পারেন। ছোট কোর্স দিয়ে শুরু করতে পারেন জ্ঞান দাগেন জ্ঞানটা তাহলে দেখবেন যে ধীরে, ধীরে হয়তোবা হচ্ছে। হ্যাঁ? তারপরে ধরুন এই যে ফ্রিল্যান্সিং ফাইনালি যখন আপনি ফ্রিল্যান্সিং এ অন বোর্ড হতে যাবেন। তো তখন হয়তোবা ক্লায়েন্ট স্থানীয় ক্লায়েন্ট যারা আছেন তাদের সাথে হয়তোবা ছোট, ছোট প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। আপনি আগে নিজে চেক করে দেখতে পারেন যে আসলে আপনার নিজের সক্ষমতার জায়গাটা আসলে কতটুকু? এবং সেই অনুযায়ী আপনার একটা পোর্টফোলিও তৈরিও করে ফেলতে পারেন
আ হুম, হুম। হুম। হুম। হুম। জি, জি, জি। হুম। জি। হুম। জি আপনার আ আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে, বারবারই আপনি যেই জিনিসটাকে বেশি গুরুত্ব ব দিচ্ছেন সেটা হচ্ছে গিয়ে। আ একটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে যাওয়া। সেটা অর্থনৈতিক পরিকল্পনা হতে পারে। আবার সেটা হচ্ছে ব্যক্তিগত কিছু পরিকল্পনাও আ হতে পারে। তো অনেকে এব অনেকেই কিন্তু এই যে রিস্কের ব্যাপারটা, রিস্কটা কিভাবে আসলে মেনেজ করবে বা রিস্ক ম্যানেজমেন্ট এর বিষয়টা আসলে কিভাবে বিবেচনা করা উচিত? এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে আসলে তারা কি করতে পারে? রিস্ক টাকে কিভাবে পর্যালোচনা করতে পারে?
একদমই তাই। নতুন ক্ষেত্র যাচাইয়ের উপর মনে হতে পারে, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম।